হ্যাঁ, এটা কিন্তু খুব একটা সুন্দর কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে বিরিয়ানির ভালো টেস্ট করার জন্য আপনার রান্নাটা কিন্তু স্টেপ বাই স্টেপ খুব পারফেক্টলি রান্না করতে হয়। এর কিছু নিয়ম আছে। হুম? <smacks lips> যেমন আমি যেটা ফলো করি, রাইসটা সবসময় আমি কিন্তু আলাদাভাবে কুক করে নেই। রাইসের মধ্যে আপনার একটু অয়েল দেই। তারপরে শাহী জিরা দেই। তারপরে সল্ট দেই। তারপরে হচ্ছে আপনি জয়ফল তো চিনেন মনে হয়?
মহুম। আচ্ছা। সেটা কেমন? আচ্ছা। আচ্ছা। হু, হু। হ্যাঁ, জয়ফল, জয়ত্রী।
কারেক্ট। হ্যাঁ, আমি এগুলোও দিয়ে দেই। দিয়ে আমি ভাতটা কুক করি।
বাহ!
আর রাইসটা হচ্ছে আমি ঐযে আপনার একটা খুব পপুলার মসলা আছে। আপনি মনে হয় শুনেছেন। না, আর অ একটা মসলা আছে না? যে আপনার বিরিয়ানির জন্য। আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের সবথেকে পপুলার ২ টা মসলা। একটার নাম হচ্ছে 'সান ব্র্যান্ড' যেটা ইন্ডিয়া না আপনার পাকিস্তান থেকে আসে।
উ উ বাসমতী? আচ্ছা। সানের যে সিন্দি বিরিয়ানিটা।
এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, এটা তো অ গ্লোবালি খুব পপুলার।
আচ্ছা, এটার কয়েকটা টাইপ পাওয়া যায়। আসলে চিকেনের জন্য পাওয়া যায়, মাটনের জন্য পাওয়া যায় এবং আমারও খুব পছন্দের।
একদম। হ্যাঁ, এবং আরেকটা আছে 'লাজিজা' যেটা দেখবেন একটু স্পাইসি। এটাও মনে হয় পাকিস্তান থেকে আসে। হুম।
হ্যাঁ। এটা স্পাইসি, হ্যাঁ।
আমার কাছে মনে হয় আমি সবসময়ই বলতে গেলে এই ২ টা মসলা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। তো এটা দিয়ে যখন আমি কুক করি, তখন আমি লেয়ার আকারে সাজিয়ে, সাজিয়ে তারপরে বিরিয়ানিটা কুক করি।
আচ্ছা। বাহ! আম আসলে
আর মাঝখানে প্রত্যেক লেয়ারে লেবু আর ঘি দিয়ে দেই। আমার কাছে মনে হয় যেন অসাধারণ হয়। <chuckles>
ওয়াও! ওয়াও! আসলে দে এ শুনেই মনে হচ্ছে যে ক্ষুধা লেগে বে যাচ্ছে আরকি আসলে।
একদম, একদম। <laughs>
আমি যেটা করি, আমি বিরিয়ানি রান্না করার সময় বাংলাদেশের ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন যে, বিরিয়ানি রান্না করার সময় আ সব মসলা-টশলা মিক্স করে দেন হচ্ছে একসাথে বসিয়ে দিয়ে একটা আটার দলা দিয়ে হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দেয় এবং এটা আসলে আমি এটা আমি করি না। এটা আমি স্কিপ করি। আমি যেটা করি যে বিরিয়ানিতে একটু হালক
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম। আমার মনে হয় এটা সিদ্ধ করার জন্য ঐটা ঐ সিস্টেম করে।
হ্যাঁ, হ্যাঁ। ভাপে রেখে অনেকক্ষণ সিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়। তখন টেস্টটা ভালো আসে আরকি। তো আমি যেটা করি সেটা হচ্ছে আপনার
হ্যাঁ। রাইট। হ্যাঁ।
আম মাংসটাকে হালকা কুক করে চালটার সাথে মিক্স করে দিই। একেবারে বসিয়ে দেই। দেন একটু আপনার ওইযে কেওড়ার জল যেটা, সেটাও দেই। দিলে যেটা হয় টে টেস্টটা আরো ভালো আসে এবং মাংসের মধ মা আমি যে একটা বাবুর্চি ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে, "আসলে এই বিরিয়ানির সিক্রেটটা কি আসলে?" তো সে আমাকে বলেছিল, "আমরা মাংসটাকে যখন মেরিনেট করে ঘন্টা খানেকের জন্য রেখে দেব, তখন আসলে টেস্টেটা আরো ভালো আসবে।"
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। জী। হ্যাঁ। হ্যাঁ।